আমার এক পরিচিত মামা আছে তিনি, পরিচিত মামা মানে আমার, আমার এক মামা তিনি, আম একটা গভর্মেন্ট জব করেন এবং দেখা গেছে কি? গত প্রায় ১ বছর ধরে তার, তার স্যালারি দেওয়া হচ্ছে না
হ্যাঁ। আচ্ছা। হুম, হুম। কি বলেন?
এখন তার ডিপার্টমেন্টেরই স্যালারি দেওয়া হচ্ছে না। হ্যাঁ? তাদেরকে কিন্তু ঠিকই কাজ করানো হচ্ছে এবং আ আ আগস্টের পরে যখন যখন আমাদের মানে গভার্মেন্ট পাল্টাইল, তখন কিন্তু তাদেরকে আবার দেশের বিভিন্ন স্থানে, ইয়ে ট্রান্সফার করা হয়েছিল। মানে কাজ ঠিকই চলতেছে, কিন্তু তাদেরকে স্যালারি দেওয়া হচ্ছে না। তাদেরকে বলা হচ্ছে, "ও! হ্যাঁ, পরের মাসে দেওয়া হবে, পরের মাসে দেওয়া হবে।" এবং যেহেতু এটা সরকারি চাকরি
এমনটা কেন হচ্ছে? হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ।
সেহেতু দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষই, তাদের যেইসব আ সাইড হাসেল কিংবা পার্ট-টাইম আছে, সেগুলো দিয়ে কোনরকমে মানাই নিতেছে। কিন্তু তাদের যে, মেইন জবটা
আচ্ছা, আগে এরকমটা তো এতদিন তো হওয়ার কথা না। আসলে তো, আমি তো বেশ অবাক হচ্ছি শুনে যে, অ্যা এ এরকম একটা সম সমস্যার সম্মুখীন আমারও এক পরিচিত জন হয়েছিল। তবে উনার হচ্ছে সম্ভবত, প্রায় ৫-৬ মাসের মতো বন্ধ ছিল, তারপরে হচ্ছে ঠিক হয়ে গেছে। হুম।
১ বছর হয়ে গেছে। হুম। হ্যাঁ। হুম। না, না বন্ধ না কিন্তু, মানে ঠিকই কাজ করতেছে। অফিসে ঠিকই যাইতে হচ্ছে, হাজিরা দিতে হচ্ছে। হ্যাঁ।
আ মানে, অ হ্যাঁ, উ উনারও আর কি অফিস ঠিকঠাক মতো চলতেছিল কিন্তু, মানে বেতনটা পাচ্ছিল না আর কি। বেতন বন্ধ হয়ে গেছিল। তো মানে পরে হচ্ছে ওই, অ্যা বিভিন্ন জায়গায় আর কি একটু দৌড়াদৌড়ি করে, তারপরে হচ্ছে আপনার ওই বেতনটা আরকি ঠিক করতে হয়েছে। যদিও একসাথে মানে সব বেতন পেয়ে গেছে, কিন্তু মানে আলটিমেটলি, যে কয়েক মাসে হচ্ছে মানুষের কাছ থেকে ধার-দেনা করে আ চালাইতে হইছে, এইটা একটা মানে পেরাদায়কই আমার কাছে মনে হয় ব্যাপারটা।
আসলে, হ্যাঁ। হুম, হুম। হ্যাঁ। আসলে এই জিনিসটা খুবই আ দুঃখজনক এবং এরকম সিচুয়েশনে আসলে মানুষকে কি বলা যায়, কিংবা কিভাবে সান্ত্বনা দেওয়া যায়? সেটা আমি ঠিকমতো জানি না। হুম।
হ্যাঁ। আসলে আসলেই ভাই, মানে এরকম স সময়ে আসলে সান্ত্বনা দিয়েও কোন তেমন কোনো লাভের লাভ, তো কিছু হবে না। আসলে এ আ তাদের জন্য সান্ত্বনা ছাড়া, দেওয়ার মতো কিছু থাকে না। আবার সান্ত্বনা দিয়ে তেমন অ্যা কোনো উপকারও আসবে না। কারণ দেখা গেল সে যে সমস্যাটার মধ্যে আছে যে, আ এটা তো আর্থিক সমস্যা আসলে বলা যায়। এই আর্থিক সমস্যা আসলে উম আ কয়দিন আর একজন মানুষ, আরেকজন মানুষকে করে-করতে পারে? অ্যা দীর্ঘ ১ বছর ধরে যদি এরকম হয়, তাহলে তো আসলে এটা আব সবার পক্ষে সম্ভব হয় না যে, "না, একটু আর্থিক সহায়তা যদি এখন করি? তাহলে পরবর্তীতে হয়তো সে বেতন পেলে আবার দিয়ে দিল।"
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আসলে হুম। হ্যাঁ, হ্যাঁ।